আচ্ছা, আ আপনার ক্ষেত্রে আপনি যে ভ্রমণগুলা করলেন আছে মানে এসব ভ্রমণের সবচেয়ে আসলে বড় ভুল কোনটা হয়েছিল? আর এই ভ্রমণ বা এই ভুল থেকে আপনি কি শিখলেন?
সবচেয়ে বড় ভুল বলতে কি আসলে ঠিক এটাকে ভুল বলা যায় না, আবার একদিকে ভুলও হয়ে যায়। সেটা কেমন? আমরা হচ্ছে কি একবার বেড়াতে যাওয়ার সময় আপনার হু, যেটা করেছিলাম মানে দেশের বাইরে যেহেতু যাচ্ছি, সবকিছু কিন্তু আগের দিনই গুছিয়ে রাখা, যে পাসপোর্ট থেকে শুরু করে টিকেটের ছবি রাখা। ই-টিকেটও তো ছিলো, তো ই-টিকেট কোনো কারণে সেটা নামানো হয়নি বা, সাথে ছিলো না। তো টিকেট পরে ঠিকই ম্যানেজ করা গেছে কিন্তু যেটা ভুল হয়েছিল আমরা একটু দেরি করে বের হয়েছিলাম। ঠিক আছে? এখন যেহেতু ঢাকা শহরে কখন কোথা থেকে কী সমস্যার তৈরি হতে পারে কেউ জানে না। তো নির্দিষ্ট যেই সময়টা হাতে নিয়ে যাওয়ার কথা ছিলো, সেটা
আচ্ছা। হু, হু। ওকে। আচ্ছা। হায়, হায়। হু, হু। মানে সময়টা পরিকল্পনা করেন নাই আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হয় না যে আপনি বের হয়ে গেছেন ঠিকই, কিন্তু কিছু একটু ঘণ্টাখানেক বা আগে পরে যদি আপনি বের হতেন তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে মানিয়ে নেয়া যেতো।
জি, জি। আচ্ছা। উম যাক, এটা আসলে মানে আপনি যেমনটা বললেন আরকি মানে একটু পরিকল্পনার একটু আ মানে কমতি ছিল হয়তো। এটার কারণে এইযে এইযে টিকেট নেওয়ার বিষয়টা বা আপনি যেমনটা বললেন, পাসপোর্ট নেওয়ার বিষয়টা একটু সমস্যার সম্মুখীন হয়েছেন। তো এটা থেকে হয়তো আপনি বুঝতে পারলেন যে, পরবর্তীতে যেকোনো ভ্রমণে যাওয়ার আগে এসব বিষয়ে আগে থেকে আসলে একটু সচেতন এবং সতর্কতার সাথে কিন্তু আপনি মানে দেখবেন। তো এইযে এ আসলে আ যেখানে গেলেন বা ঐ জায়গায় যেয়ে আপনি যেমনটা বললেন, দেশের বাইরে গেলেন সেটা আসলে মানে আপনি কবে গেছিলেন? এবং সেটা আসলে কোথায় ছিল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা গিয়েছিলাম আপনার ২০২২ সালে, ঠিক আছে? তো আমরা আমি সহ আমার পরিবারে আমার স্বামী, সন্তান সহ আমার আরো কয়েকজন মিলে গিয়েছিলাম। তো যেটা হয়েছে কি, আমরা একটা মানে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যেতে হয়েছিল তো। তো আমাদের সাথে অনেক কিছু ছিল, হ্যাঁ? অনেক কিছু মানে অনেক কিছু। মানে একটা সাইকেল এবং দৌড়ানোর একটা প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য গিয়েছিলাম তো। যার জন্য এটাকে আর কি POWERMAN বলে, POWERMAN Malaysia, তো সেখানে গিয়ে আমরা যখন বের হয়েছি বাসা থেকে, এমনিতেই যে বললাম যে একটু দেরি হয়ে গেছে কিন্তু য যখন আমাদের অন্যান্য যেসব ট্রিপগুলো হয়, সেখানে কিন্তু একটু সময় নিয়ে বের হই বাসা থেকে ইভেঞ্চুয়ালি হ্যাঁ, সেদিন একটু দেরি হয়ে গিয়েছিলো দি তার উপরে হ আরও যেটা হয়েছে সেটা হল, আপনার রাস্তায় একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল ব্রিজে যার জন্য ওটা বন্ধ ছিল। এয়ারপোর্টের রাস্তায় যাওয়ার জন্য বন্ধ ছিল এবং অনেক জ্যাম হয়ে গিয়েছিলো মানে গাড়ি নড়ছিলই না, এক জায়গাতেই আমি আ এবং আমার অন্য যারা ছিল সবাই ঘন্টা ১.৫ হ্যাঁ, ঘন্টা ১.৫ এর মতো কিন্তু আমরা বসেই ছিলাম। মানে কোথ এক চুলও নড়ছে না গাড়ি আর চাইলেই হেঁটেও যাওয়া যাচ্ছে না। যদি অন্য কোথাও হত তাহলে কিন্তু ব্যবস্থাটা অন্যভাবে নেওয়া যেত। পরে অবশ্য অন্যভাবে সামলিয়েছিলাম।
আচ্ছা। ওকে। বাহ! বেশ। আচ্ছা! ওকে। উম হুম। <chuckles> জ্বি, জ্বি। বের হওয়া দরকার আর কি। আচ্ছা। হুম, হুম। হায়, হায়! মানে অনেকটা সময় ব্যয় হলে আরকি জ্যামে। আচ্ছা। ওকে। আচ্ছা। এই যে, এটা আসলে একটা আসলে চিন্তার বিষয়। যে আপনারা বা আপনি যেমনটা বল্লেন এমনিও দেরি হয়ে গিয়েছিল। আ তার মধ্যে আসলে যানজটের একটা সমস্যার কারণে, আপনাদের আ মানি দেরিতা দেরিটা আরো বেড়ে গিয়েছিল। এবং এটার জন্য হয়তো আপনি নিজেও অনেকটা হতাশা হয়ে পড়েছেন, যে আসলে মানে শুরুটাতে যখন আসলে এর এসব সমস্যা হয়, তাহলে মানে সবকিছু যেন ঠিকঠাক মত হয়। এটা মনে হয় আপনি আশা করেছিলেন। তো ওই ক্ষেত্রে যখন আসলে, যখন দেখলেন, যে আসলে যানজট হচ্ছিল বা আপনারা মানে একটু দেরি হচ্ছিল আপনাদের, মানে এই যে, এয়ারপোর্টে যাওয়ার বা যেখানে যাওয়ার। তো ওই ক্ষেত্রে আপনারা মানে মানে কী, কী, ধরনের সিদ্ধান্ত নিলেন, যাতে করে আপনারা তাড়াতাড়ি মানে পৌঁছাতে পারেন বা তাড়াতাড়ি সমস্যাটার সমাধান করতে পারেন?
জি, জী। হু, হু। তাৎক্ষণিকভাবে তো হচ্ছে গে আমাদের যে চালক ছিল, ড্রাইভার ও নেমে দেখলো যে আসলে পরিস্থিতিটা কী হয়ে সেটা বোঝার চেষ্টা করলো। কারন সামনে যেসব গাড়ি ছিল, তাদেরকেও জিজ্ঞেস করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে, আপনার Facebook এ দেখা যে বিশেষ কিছু ঘটেছে কিনা? এখন বেশ কিছু দল থাকে না? যে আপনার কিন্তু যানবাহন কিন্তু আপডেট দিতে থাকে, যে অমুক জায়গা দিয়ে না গিয়ে, এ এদিক কাছ হ্যাঁ। তো এই রাস্তাটা ফলো করে কিন্তু আমরা এমন জায়গায় আটকে গিয়েছিলাম, সেখানে কিন্তু আসলে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। যার জন্য আমরা যারা ছিলাম, মানে আমি, আমার হাজ এবং আমার ছেলে, আমরা নেমে গিয়ে হাঁটা শুরু করেছি। কিন্তু গাড়ি যদি সময়মতো না পৌঁছায়, কারণ আমাদের সাইকেল কিন্তু গাড়িতে আছে এবং এই সাইকেল কিন্তু আমাদের নিয়ে যেতে হবে দেশের বাইরে। ঠিক আছে? কারণ এটাতেই
আচ্ছা। জী, জী। একদমই ঠিক। মানে কি হচ্ছে, কি না হচ্ছে এসব আরকি। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা।
অংশগ্রহণ মূল কম্পিটিশনে কিন্তু এটাই লাগবে। তো এখন কী করণীয়? এখন যেটা করণীয় যে ভাগ্য ভালো যে স্কেট বোর্ড ছিল সাথে, যার জন্য ওই সাইকেলটা ওই স্কেট, মানে সাইকেল তো বক্স করা, মানে আনব মানে সেটাকে যেয়ে, ওখানে ওই দেশে গিয়ে আনবক্সিং করে তারপর কিন্তু সেটাকে assemble করতে হবে। হ্যাঁ? কাজেই সাইকেল কিন্তু চালিয়েও নিতে পারছেন না। এটাকে কিন্তু ভাঙা অবস্থা মানে খোলা অবছ হ্যাঁ। ওই বক্সটাকে টেনে, টেনে, ওই স্কেটবোর্ডে করে টেনে নিয়ে আমরা কিছুদূর হেঁটে গিয়ে, তারপর ওই যে রেডিসনের এলাকা পার হয়ে, তারপর ভিতর দিয়ে রিক্সা নিয়ে, মানে অনেক কসরত করতে হয়েছিল, অনেক কসরত করতে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ।
মানে মূল কম্পিটিশন টা। আচ্ছা। ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মানি যেমন অবস্থা, তেমন অবস্থায় রাখার দরকার ছিল আরকি। আচ্ছা অনেক সমস্যা হয়েছিল। যাক আসলে আপনার কথা শুনে বুঝা যাচ্ছে যে, মানি অনেকটা মানে সমস্যার সম্মুখীন হয়েছিল। বিশেষ করে আসলে সময়ের একটা ব্যাপার। কারণ এসব পরিস্থিতিতে দেখা যায়, মানে যখনই মানে হঠাৎ করে জ্যাম বা আপনি যেমনটা বললেন, আরকি অজানা কোন পচতি মানে পরিস্থিতি, চলে আসে, তখন আসলে, মানি নিজেদের মধ্যে একটা হতাশা কাজ করে। যে সবকিছু ঠিকঠাক মত হবে কিনা? এবং আপনি যেমনটা বললেন আরকি, মানে একটা উপায় বের করলেন, যেভাবে করে আসলে যেটা হওয়া দরকার, যাতে করে তাড়াতাড়ি আপনারা ওই জায়গায় পৌঁছাতে পারেন। তো আসলে আ এই ভুল ভা আসলে যেটা, এই যে পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন, এটা দেখে তো হয়তো আপনি পরবর্তী, যেসব ভ্রমণের পরিকল্পনা বা এটা থেকে হয়তো আপনি বুঝতে পারলেন, যে এখান থেকে আসলে কী, কী, করলে, এই সমস্যাটা এড়িয়ে চলা যাবে। তো আপনি এখান থেকে আসলে কী, কী, ধরনের <chuckles> পদক্ষেপ নিলেন পরবর্তীতে?
একদম। জ্বি, জ্বি। একদম। এইযে, পদক্ষেপ হচ্ছে গিয়ে সবচেয়ে ১ম যেই বড়ো ভুলটা করেছিলাম যে, মানে ইক ও কারণ ধরেই নিয়েছে যেহেতু সকালের দিকে বের হচ্ছি, রাস্তায় বেশি ঝামেলা হবে না, তাই না? যে এইজন্য কিছুটা সময় দেরি করে যে বের হওয়াটা, এটা আসলে মাথায় মানে তখন কাজ করেনি। কিন্তু এখন পরবর্তীতে যখনই কোথাও ঘুরতে যাই, অবশ্যই অন্তত ঘন্টা হাতে রেখে মানে, যেই পৌঁছানোর কথা যেই সময়ে, তার চেয়েও বাড়তি সময়ের ২ ঘন্টা হাতে রেখে, দরকার হলে যদি আমার ফ্লাইট থাকে ১০ঃ০০ য় আমি দরকার হলে ৫ঃ০০ র সময় বের হয়ে যাই বাসা থেকে। মানে এই এই যে একটা ভয় কাজ করে যে কত কিই তো হতে পারে।
জ্বি, জ্বি। আচ্ছা। হুম, হুম। একদমই ঠিক। আচ্ছা। আচ্ছা। <laughs> একদমই। মানে ওই পরিস্থিতির পর থেকে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে যে, আসলে সময়ের চেয়েও বেশি কিন্তু হাতে নিয়ে বের হওয়া দরকার। কারণ অনেক সময় হয় যে আপনারা যেমন পরিস্থিতি পড়লেন হয়তো দেখা যেত যে, মানে কোন কারণে প্লেনও মিস হয়ে যেতে পারত। দেরি হওয়ার কারণে। তো আপনারা যে এইযে পরবর্তীতে এইযে মানে শিক্ষাটা বা এ পদক্ষেপটা নিলেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে কাজে দেয়। তবে একটা বিষয় হচ্ছে যে, এইযে আপনি যেমনটা শুরুতে বললেন যে, আ পরিকল্পনা বা আপনারা যখন ব্যাগ গুছাচ্ছিলেন সেটা আপনারা ভ্রমণের আগের দিন করলেন। তো আপনার থেকে মানে এই বিষয়টা জানতে চাই যে, মানে পরিকল্পনা বা এইযে প্যাকিং এর বিষয়টা সেগুলো কি মানে আ যেদিন ভ্রমণ করবে সেদিনই কি বা তার আগের দিন কি করা দরকার? নাকি বেশ খানিকটা সময়, সপ্তাহ খানেক আগে থেকে আসলে করেন ফেলাটা উচিত?
একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। দা কিছু, কিছু ক্ষেত্রে হয় কি আপনার যদি আ আমি হঠাৎ করে যাওয়া, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে যখন কাটা, তখন আপনি জানতে পারলেন যে, আপনার পরদিন হয়তো কোথাও যাওয়া আছে। সেইভাবে আপনাকে তৈরি হতে হয়। তো তারচেয়েও বড় কথা কি, আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে রাখি, সেটা হচ্ছে গিয়ে, একটু আগে থেকেই যদি আমি আমি তো জানি যে, আমি এই ব্যাগটা নিচ্ছি বা, এই স্যুটকেসটা আমি ক্যারি করছি। সেজন্য করি কি, আমি ওই স্যুটকেসটা চোখের সামনে রাখি। রেখে আমি যেসব জিনিস নিবো, ঠিক আছে? যেসব জিনিস নিবো সেটা আমি ওটাতে ফেলতে থাকি যে, এগুলো তো যাচ্ছেই এবং ১ দিন ২ দিন আগে তখন হচ্ছে ঠান্ডা মাথায় পুরো স্যুটকেসটা খালি করে, যে এইসব জিনিস আমার মানে একটা ২য় হ্যাঁ, ২য় বার একটা কিন্তু সর্টিং করছি যে, ওইটাতে ওই স ১ম বার ভরে ফেলেছিলাম, এখন তাহলে বাদ দিয়ে এটা না নিলেও হবে। ঠিক আছে? তো ও ২য় বার কিন্তু একটা চেক দিয়ে, আমি অন্তত যাওয়ার ১ দিন আগে অন্তত আমি পুরো তৈরি থাকার চেষ্টা করি।
আচ্ছা। হু, হু। জি, জি। বাহ! বেশ। ওকে। আচ্ছা! মানে কী, কী নেওয়া প্রয়োজন। আচ্ছা। ওকে। ঠিক আছে। হু, হু। আচ্ছা, এটা কিন্তু একটা বাস্তবসম্মত সমাধান বললেন যে, আসলে মানে অ্যা ২ বার চেক করে নেওয়া। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে, তাড়াহুড়োর কারণে বা ভ্রমণে কোন একটা জা জায়গায় যাবে, এই উৎসাহের কারণে দেখা যায় অনেক কিছু ভুলে যায় বা অনেক কিছু ফেলে চলে আসে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মনে পড়ে যেসব জিনিস, আসলে যেগুলা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেসব জিনিস কিন্তু মানে ফেলে চলে আসে মানে তাড়াহুড়োর কারণে। তো আপনার কি এমন পরিস্থিতি হয়েছিল, যখন আপনারা ভ্রমণে গেলেন বা কোন এক জায়গায় গেলেন, ওই জায়গায় গিয়ে মনে হয়েছিল, "না আমি একটা জিনিস হয়তো মানে ফেলে এসেছি বা এই জিনিসটা হয়তো আমার প্রয়োজন ছিল, সেটা আমি নিতে পারি নাই" এমন কোন পরিস্থিতি হয়েছিল আপনার?
হুম, হুম। হ্যাঁ, আমার এমন পরিস্থিতি হয়েছিলো। আ একদম উ শুরুর দিকে অনেক আগে যখন একবার গিয়েছিলাম, তখন হচ্ছে কি আমার কানে যে দুল পরি না? থাকে না যে, মানে সেটা দামি খুব বেশি দামি ছিল না কিন্তু, আমার জন্য এইটার অবশ্যই দামি। কা কারণ ওইটা আমি ব্যবহার করছি এবং ঐটা একটা উপহার পাওয়া একটা জিনি তো ঐটা আমি খু আ শখ করে পরে গিয়েছিলাম। এখন আমার হ্যাঁ, হ্যাঁ। রাতের বেলা ঘুমানোর সময় আমি করি কি, কান থেকের কানের দুলটা খুলে রাখি সবসময়। মানে কা আমার অস্বস্তি হয় ঘুমানোর ক্ষেত্রে। এইজন্য আমি করেছিলাম কি, খুলে রেখেছিলাম কানের দুলটা। এমন খুলে রেখেছি হাতের কাছে যেহেতু ড্রয়ার ছিল, যে ওদের টেবিল থাকে যে সাইড টেবিল, রুমে হোটেলের রুমে, সেই ড্রয়ারে রেখে দিয়েছি। তো ড্রয়ারে রাখার ফলে হয়েছে কি, আমার আর মনে নেই কারণ, আমার অভ্যাসবশত যে বাসে আমি যেটা করি আমি করি কি বালিশের নীচে রেখে দেই এবং সকালবেলা উঠে খুলে পো মানে, বের করে পরে ফেলি। কিন্তু কিন্তু ভুলবশত আমি ড্রয়ারে রেখে দিয়েছি এবং আসার সময় আমার আমার আর খেয়াল নেই যে, "কানের দুলটা বের করতে হবে!" এরপরে আমার পরে যখন কানে হাত দিয়ে দেখি যে, "কি ব্যাপার খালি লাগে কেন?" তখন দেখি যে, "না, আসলে আমি কানের দুল হোটেলে রেখে এসেছি" এবং পরবর্তীতে ফিরে যেয়ে আবার নিয়ে আসা, সেটা সম্ভব হয়নি। তো এটা এখন মাথায় রাখি যে, বের হওয়ার আগে সবসময় সবকিছু চেক করা না, না, না পরে আর নিতে পারিনি। কারণ ওই জাগা থেকে আমরা অন্য জাগায় চলে এসেছিলাম।
আচ্ছা। জি, জি। একদম। উম হুম। আচ্ছা, মানে আপনার শখের জিনিস ছিল ঐটা? ওকে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আয়, হায়! আচ্ছা। আচ্ছা। মানে ওইটা আর আপনার মনে নেই? <chuckles> আয়, হায়! আচ্ছা। আয়, হায়! আচ্ছা! মানে এটা আর পরে নিতে পারেন নাই। আয় হায়! <chuckles> আচ্ছা। এটা বেশ আসলে দুঃখজনক একটা বিষয়। যে আপনার এই যে জরুরি বা শখের জিনিস আপনি আ ফেলে আসছেন। <chuckles> এবং আসলে তাড়াহুড়োর কারণে ভ্রমণে এটা কিন্তু কমবেশি লক্ষ্য করা যায়। যে মানে হঠাৎ করে কি, কি, জিনিস মানে যেটা প্রয়োজন। বা যেটা হয়তো পরবর্তীতে দরকার সেটা অনেক ক্ষেত্রে আসলে, পরবর্তীতে ভুলের কারনে বা ভুলবশত কিন্তু ফেলে চলে আসা যায়। এবং বিশেষ করে দেখা যায় যে, মানে, আপনি যেমনটা বললেন যে, যেসব, যেসব, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা আসলে বেশি ব্যবহার করা হয়। সেগুলো কিন্তু দেখা যায় যে, অনেক ক্ষেত্রে মানে হারিয়ে যায়। তো আপনার থেকে জানতে চাইলাম যে একটা বিষয়, সেটা হচ্ছে যে, এই যে আপনি বললেন যে ভ্রমণ করলেন কম বেশি। তো এই যে ভ্রমণ থেকে অনেক কিছুই তো দেখলেন বা অনেক কিছুই তো শিখলেন। তো মানে পরবর্তীতে এমন কোনো ভ্রমণ হয়েছিল? যেখানে আসলে আপনি মনে করেছিলেন, যে মানে এই ভ্রমণটা মোটামুটি মানে নিজের মন মত হয়েছিল, বা এই ভ্রমণে আপনি কোন বড় ধরনের এসব ভুল মানে আপনি এড়িয়ে চলতে পেরেছিলেন মানে এমন কোনো ভ্রমণ হয়েছিল পরবর্তীতে?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তী ভ্রমণগুলো আরো ভালো হয়েছে। কারন ভুল থেকেই তো মানুষ শেখে। তাই না? তো সেই জন্য যেটা করেছি যে, এরপরে আমি আর কখনো ঐ যে, হয় না? যতই আমি কানের দুল পড়ি বা আমার অলংকারগুলো আমি সরিয়ে রাখি না কেন, আমি করি কি চোখের সামনে যেন খোলা জায়গায়, তেমন জায়গায় রাখি যে, আমার চোখে পরছে যে যাতে করে যখন আমি রুম থেকে বের হয়ে যাব তখন যেন আমার চোখে পরে। যার জন্য এবং ২ বার চেক দেই। হয় না? যে বের হয়ে গেলে, এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে চাবির ক্ষেত্রে। যে রুম থেকে বের হয়ে গেলাম চাবিটা কি আমার ভিতরেই রয়ে গেলো কিনা হ্যাঁ, হ্যাঁ, চাবি রেখে এই জিনিসগুলোর জন্য দেখা যায় যে, আমি তো চেক দেই, আমার হাসব্যান্ডও চেক দেয়। যে না আসলে কিছু নেই এবং প্রত্যেকটা ড্রয়ার হাত দিয়ে দেখে নেওয়া। ভিতরে আ আসলে কিছু আছে কি না? জানি রাখিনি কিন্তু তারপরে একটা চেক দিয়ে তারপরে বের হই। মানে তাহলে আরকি, মানে নিজের কাছে খুব ভালো লাগে, এবং এই যে হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওই ভুল থেকেই শিখেছি।
জ্বি, জ্বি। আচ্ছা। উহু। বাহ, বেশ। হুম, চা আচ্ছা ওকে। ঐ চাবিটা রেখে আসেন। <chuckles> আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা। একদমই ঠিক। মানে একটু স্বস্তি আসে আরকি। আচ্ছা। এটা কিন্তু একটা ভালো কথা বললেন এবং বাস্তবসম্মত একটা কথা বললেন। যে ২ বার চেক দেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন জায়গায় আসলে গেলে দেখা যায় যে, এসব কিছু আসলে মনেও থাকে না যে কী ফেলে আসছেন? বা কি নেওয়া দরকার? তো আপনার থেকে এই যে, একটা বিষয় হচ্ছে যে আপনি যখন এসব ভ্রমণে গেলেন, বিশেষ করে আসলে নতুন জায়গায় বিশেষ করে যখন যাওয়া হয়? তখন আসলে এই যে আ ম্যাপ থ থাকে শুরু করে যেহেতু রাস্তা যেহেতু মানে তেমন একটা পরিচিত না। তো সেক্ষেত্রে কি আপনি চেষ্টা করেন? আগের থেকে কোন, কোন জায়গায় যাবেন এবং কী, কী ধরনের আসলে? এই যে ম্যাপ নেওয়া থেকে শুরু করে আসলে, সিম নেওয়া, তো এসব বিষয় কি আপনি আপনি, ম্যানেজ করে রাখেন তখন? মানে যখন ভ্রমনে যান?
হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা না বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন অনেক আগে যখন ছিল। এখন তো Google অ্যাপে আপনি Map এ আপনি আপনার ডেস্টিনেশন কোথায় আছেন? বা বিভিন্ন অ্যাপগুলো যে আছে। আপনি কোথায় ঘুরতে পারবেন এই বিষয়গুলোতে কিন্তু বেশ একটা সাজেশন দিয়ে থাকে। যে হ্যাঁ, এই জায়গাগুলো দেখতে পারবেন Wikipedia তে আছে, ট্রিপ Trip Advisor আছে, Wiki Travel আছে তাই না? তো আপনি কিন্তু দেখে নিতে পারছেন। আর এছাড়া যখন আগে যখন আমরা ঘোরাঘুরি করতাম, তখন হতো কি? রিসেপশনে মানে হোটেলের রিসেপশনে কিন্তু তারা একটা বক্সে কিন্তু ওই এলাকার ম্যাপ বা ওই দেশের ম্যাপ কিন্তু রেখে দিত, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ম্যাপের মতোই জাস্ট কাগজে ফোল্ড করা থাকে। এবং আমরা করতাম কি? ওইটা সংগ্রহ করে নিয়ে আসতাম। এইটাও একটা আমার সংগ্রহের বিষয় ছিল যে, বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখান থেকে জিনিসটা নিয়ে আসা।
জ্বি, জ্বি। আচ্ছা। মানে কোন, কোন জায়গায় যাওয়া দরকার আরকি? আচ্ছা। জ্বি, জ্বি। আচ্ছা। সাজেশন দিত আর কি। আচ্ছা। আচ্ছা। নিয়ে রাখতেন। যাক এটা অনেকটা সুন্দর একটা কথা বললেন। এবং আসলে আপনি যে ভ্রমণ থেকে অনেক মানি শিখতে পারলেন। এই যে ভুল থেকে পরবর্তীতে আসলে ভ্রমণটা যে মানি, এই ভুলটা করেন নাই এবং আসলে আপনি নিজে বুঝতে পারলেন যে কি, কি পদক্ষেপ নেওয়া দরকার? এবং কি, কি সতর্ক অবলম্বন করা দরকার? আসলে ভ্রমণটা উপভোগ্য করার জন্য এবং আসলে আপনার অভিজ্ঞতা যে শেয়ার করলেন তার জন্য আসলে আলোচনাটাও অনেকটা সুন্দর হলো। এবং আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। আসলে ভুল তো হবেই সেটা থেকে সুন্দরভাবে যেন, ভুল থেকে কিছু শেখা যায়। সেটাই যেন মাথায় থাকে, কারণ ঘোরাঘুরির আনন্দটা কিন্তু সবচেয়ে ১ম এ কাজেই এভাবেই যদি আগানো যায় তাহলে সবচেয়ে ভালো হবে আমারও ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন।
একদম। জ্বি, জ্বি। <chuckles> জ্বি, জ্বি।